আচ্ছা, স্মার্টফোন তো আ পড়াশোনায় বা যেকোনো কাজের ক্ষেত্রেই সাহায্য করে, যেরকম পড়াশোনার ক্ষেত্রে যদি বলতাম যে, আ দেখা যায় যে, বিভিন্ন ধরণের এডুকেশনাল ভিডিও এখন ইউটিউবে পাওয়া যায়, বিভিন্ন ধরণের কোর্স রয়েছে, কোনো একটা সাবজেক্টের উপরে তো ওইগুলি দেখে, কিন্তু দেখা যায় যে, ডাউটগুলি আমাদের হয়তো স্কুল কলেজে থাকে বা এখনকার যে বাচ্চারা রয়েছে, ওদের জন্য তা আরও সহজ, কারণ এখন দেখা যায় যে, অনলাইনেই কোচিং হচ্ছে, অনলাইনেই এ ক্লাস হচ্ছে, যার ফলে কিন্তু শিক্ষাটা অনলাইনে অনেক বেশি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ধরনের কমিউনিটি রয়েছে ফেসবুকে, যেখানে আসলে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা হচ্ছে, তো এটা কিন্তু পড়ালেখার জায়গাটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে। একটা সময় ছিল যে, যারা আসলে ক্লাস এ জিজ্ঞেস করতে পারতো না তারা কিন্তু দেখা যেত যে, ওই জিনিসটা শিখতেই পারতো না। আর এখন যদি কোনো বাচ্চা হ্যাঁ, একদম। জি।
হু। উঁ হু। জি। হুম। জ্বী। হুম। জ্বী। হুম। একদম। সমৃদ্ধ করছে, জ্বী। হুম। শিখে করতে হয়। এখন নিজেরাই কিন্তু স্কিলটা ডেভেলপ করতে পারছে, একদম। আচ্ছা, আ বেশ চমৎকার করে বললেন, আসলে সত্যি কিন্তু এখন স্মার্টফোনের থাকার কারণে কিন্তু মানুষ এখন সবকিছু হাতের মুঠোয় চলে এসেছে। তো এই যে যোগাযোগের ক্ষেত্রে স্মার্টফোন আপনার স দৈনন্দিন যে অভ্যাস, সেটাকে কিভাব করে বদলিয়েছে যদি বলতেন?
হ্যাঁ। সেই। অবশ্যই, দৈনন্দিন অভ্যাসের ক্ষেত্রে দেখুন, আগে এরকম একটা সময় ছিল, যেটা বলছিলাম যে, অনেক বেশি হয়তো বাহিরের সময় দিতাম, কিন্তু এখন দেখা যায়, বাহিরের সময় দেওয়া হয় না। তবে যে জিনিসটা বদলেছে, সেটা হচ্ছে যে, যোগাযোগের আ যে ব্যাপারটা এটা, একটা সময় দেখা যেত যে, যোগাযোগ করাটা অনেক বেশি কঠিন ছিলো, কারোর সাথে কিন্তু এখন চাইলেই আমি আমার সকল বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করতে পারছি, স্মার্টফোন ব্যবহার করে তাদের সাথে অ্যা কলে কথা বলতে পারছি যে কোনো প্রয়োজনে, স্মার্টফোনটা ব্যবহার করতে পারছি। তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে যে, অনেক সময় তো অ দেখা যায় কি যে, আসলে স্মার্টফোনের অ্যালার্ম ব্যবহার করেই ঘুম থেকে উঠছি, আর যদিও আসলে ওই আবার স্মার্টফোন ব্যবহার করতে, করতেই ঘুমাতে দেরি হচ্ছে, ওইটা অন্য বিষয়, কিন্তু অ্যালার্মটা কিন্তু আমি ব্যবহার করছি, তো এক্ষেত্রে দেখুন স্মার্টফোনের কিন্তু ভালো, খারাপ ২ টা দিকই কিন্তু আসলে আমার জীবনে বেশ প্রভাবিত করছে।
হুম। জ্বী। হুম। হুম। জ্বী। হুম। হুম। <laughs> জ্বী। বুঝতে পেরেছি। হুম। হ্যাঁ, ঠিক বলেছেন। আসলে স্মার্টফোনে তো আসলে ইতিবাচক এবং নেতিবাচক দুটো প্রভাবই রয়েছে। তো এই যে আপনাকে যদি কেউ বলত যে, একদিন আপনাকে স্মার্টফোন ছাড়া কাটাতে হবে, তখন আপনার সবচাইতে বড় চ্যালেঞ্জ কি হত?
ওকে। হ্যাঁ। হু। আচ্ছা।